জী অবশ্যই আমার সকাল শুরু হয়েছে ঠিক আপনার মতোই ঝুম, ঝুম বৃষ্টি আসলে এখানে ছিল এবং কিছুক্ষণ পরে আসলে দেখা গিয়েছে যে আকাশটা একটু খুব সুন্দর আ মেঘ, মেঘ করে আছে। ধীরে, ধীরে দেখা গেল সূর্য উঠল, মেঘটা কেটে গেল। খুব চমৎকার ভাবে যদি বলা যায় যে রঙের খেলার মাধ্যমে শুরু হল দিনটি তেমনই কিন্তু কেটেছে। আমি উ হুম। জ্বী।
আচ্ছা। উ হু। আচ্ছা। হুম, হুম, আচ্ছা, সুন্দর আ ধন্যবাদ। তো একটা বিষয় নিয়ে আসলে আপনার সাথে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের জীবনে তো বিভিন্ন ধরনের অভ্যাস রয়েছে, কিছু অভ্যাস বেশ সহজ, কিছু অভ্যাস বেশ কঠিন। তো আপনি যদি একটু বলতেন যে আপনার দৈনন্দিন জীবনে কোন অভ্যাস সবথেকে বেশি কঠিন মনে হয়?
অবশ্যই। উ হু, জ্বী। হু, হু। জ্বী। হুঁ, হুঁ। উ আচ্ছা। আমার দৈনন্দিন জীবনে বলব যে বেশ কিছু রয়েছে তার মধ্যে আসলে কোনটা রেখে কোনটা বলবো। আমার যদি বলি যে আমার জীবনটা একটু অগোছালো মাঝে, মাঝে মনে হয়। কখনো একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে যাই। হ্যাঁ, দেখা গেছে যে নামাজ পড়ে উ উঠেছি। নামাজ পড়তে কিন্তু আবার ঘুমিয়ে যাই। আমার কাছে মনে হয় কি যে এই বিষয়টি যদি আরেকটু কন্ট্রোল করতে পারতাম। কিন্তু কোনভাবেই হচ্ছে পেরে উঠছি না। আমার কাছে মনে হয় যে জটিলতম যদি কোন বিষয় থাকে তাহলে কিন্তু এটি। আ আমাদের ধর্মেও কিন্তু বলা আছে যে আপনার ফজরের নামাজের পরে ঘুমাতে নেই। সে সময়টা আসলে আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে হয় এবং অন্যান্য কাজকর্ম দেখা যায় যে খুব ভালো করে হয়। কিন্তু আমি কিছুতেই পারি না যে একবারে সেই ফজরে উঠে গিয়েছি আর না ঘুমিয়ে আমি। আমার সম্ভবই হয় না। আপনি যদি আপনার ক্ষেত্রে এমন অ কোন অভ্যাসের কথা বলেন, জি।
<smacks lips> জ্বী। হু, হু। আচ্ছা। হু, হু। জ্বী। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা, হুম। ও আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা, হুম। হুম, হুম। বুঝতে পারছি হুম। আ ধন্যবাদ, ধন্যবাদ প্রশ্নটির জন্য। আসলে আপনি যে আ সমস্যাটা ফেস করছেন আমারও অনেকটাই একই ধরনের সমস্যা আমি বলতে পারব। তবে আ ফজরে আমার অনেক সময় এমন হয়ে ওঠে যে আমার ফজরের সময় ঘুমাতে গেছি। এমন এমন আসলে আমার বাজে একটা অভ্যাস আছে এই অভ্যাসটা সত্যি কথা বলতে কি তখনই হয়ে ওঠে যখন ধরেন বিশ্ববিদ্যালয়ে যেমন এখন ম্যা ছুটি চলছে কোরবানিত ইদের ছুটি চলছে। এখন এই অভ্যাসটা হয় খুব রাত তো মানে একদম ভোর রাতে ঘুমাতে যাওয়া। যখন আবার বিশ্ববিদ্যালয় খোল মানে খোলা থাকে তখন হয়তো এতটা রাত জাগা হয় না, তারপরও মনে করেন আমার সবথেকে বাজে অভ্যাস হচ্ছে এটাই রাত জাগাটা। মানে এ্যা এত রাত জাগাটা কি করে যে আমি কমাবো এবং এই অভ্যাসটা আ ক মানে কমানোর যে একটা এপ্রোচ এটাই আমার জীবনের সবথেকে বেশি কঠিন বলে মনে হয়। কারণ আম আমি মানে মাঝে, মাঝে ভাবি এই অভ্যাসটা হয়তো বাদ দিবো। কিন্তু আ এত মানে, মানে বাজেভাবে জড়িয়ে গেছে অভ্যাসটা। আমি নিজেও আসলে জানি না বাদ দিতে পারবো কিনা। তাই হোক তো এই বিষয়ক হুম, এই বিষয়কে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে যে, আ আপনি কেন যে, যে ফজরের পর ঘুম থেকে ওঠাটা এটা কেন করতে বা বজায় রাখতে কঠিন মনে করছেন?
ধন্যবাদ। হু, হু, জ্বি। আচ্ছা। হু, হু। হু, হু। আ <chuckles> আচ্ছা। হু, হু। জ্বি। হু, হু। জ্বি। হু, হু। হু, হু। জ্বী। হু, হু। আ আচ্ছা। হু, হু। হু, হু। জ্বী। <chuckles> জ্বী। হু, হু। জ্বি। হু, হু। জ্বি। হ্যাঁ, হ্যাঁ একদমই তাই। জ্বি। উঁহু। অবশ্যই, অবশ্যই। হু, হু। জ্বী।